আচ্ছা, আসলে বা পাঠ্যক্রমের জীবনের ব্যবহারিক দক্ষতা যেটা আসলে আপনি বুঝাতে যাচ্ছেন। মানে আ এখন তো আসলে দেখা যাচ্ছে কি যে আ মানে আব এই বিশ্ববিদ্যালয় গুলোতে ধরেন বা স্কুল কলেজের থেকেই শুধুমাত্র বইয়ের উপরে কিন্তু নির্ভর করে থাকছে। হ্যাঁ? মানে আব সবাই আসলে দেখা যাচ্ছে শুধু বইয়ের যেই পড়াটা, ওটাই বাচ্চা-কাচ্চাদেরকে পড়াচ্ছে। এবং আ এইটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মানে অনেক বেশিই দেখা যায়। হ্যাঁ? তো আমার কাছে মনে হয় কি ওই যে বা ধরেন হচ্ছে গিয়ে, পড়ালেখা শেষ করে মানুষ আসলে জব করতে পারছে না বা আ মানে বা সমস্যা হচ্ছে ধরেন আ ওই যে রিয়াল লাইফ যেই প্রবলেম গুলা ওইগুলা সলভ করতে পারতেছে না। তো এটার প্রধান কারণ কিন্তু আসলে খালি পাঠ্যক যে বইগুলা বা পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে থাকাটা আরকি। তো এটা ছাড়া যদি আসলে একটু ব্যবহারিক দক্ষতা বাড়ানো যায় না, তখন কিন্তু আসলে মানে এই সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে।
হুম। আচ্ছা। ওকে। হুম। হ্যাঁ। তা সেক্ষেত্রে আমি যদি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই যে, ব্যবহারিক দক্ষতা বলতে আসলে কী বোঝায় এবং কেনই বা এগুলা আসলে গুরুত্বপূর্ণ?
অবশ্যই। আচ্ছা। ব্যবহারিক দক্ষতা বলতে আসলে যেটা বুঝায় ধরেন আ আপনি আসলে পাঠ্যপুস্তকে আব যেই জিনিসটা শিখছেন, হ্যাঁ? হতে পারে হচ্ছে গিয়ে আপনি আ মানে ব্যা সমাজবিজ্ঞানে এরকম একটা বিষয় শিখছেন, যে আপনাকে আসলে বৃক্ষরোপণ করা উচিত। কেন? কারণ হচ্ছে আপনার সমাজটাকে আপ সুন্দর করে তোলা বা পরিবেশটাকে আরো সবুজ করে তোলা হ্যাঁ, হ্যাঁ চেঞ্জ করার জন্য। তো এইটা যখন আসলে আপনি বাচ্চাদের খালি পড়াচ্ছেন, কখনো আসলে ওই উৎসাহটা দিচ্ছেন না। চ মানে একটা প্রাইমারি স্কুল এ হোক, একটা কলেজ হোক যে তোমরা আজকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম। তোমরা যার, যার মতো হচ্ছে গিয়ে আ আ মানে গাছ লাগাবা, বা ম এই কলেজের প্রাঙ্গণের মধ্যে সবাই একটা করে গাছ লাগাবা সাইড এ। তো এইটা যখন আপনি করবেন এটাকে কিন্তু আপনাকে মানে হচ্ছে কি বাস্তবিক অর্থে ব্যবহারিক দক্ষতা হয়ে যাবে তখন। এবং আপনার মধ্যে আসলে একটা উৎসাহ জাগবে
হুম। ওকে। চেঞ্জ করবার জন্য, হ্যাঁ, পরিবেশটাকে ভালো করার জন্য। ওকে। হুম। আচ্ছা। তার মানে জীবনমুখী শিক্ষা আরকি। মানে জীবনের কোথায় যে ক্ষেত্রে যে মান জিনিসটা আসলে প্রয়োগ করা যেতে পারে বা ওই প্রয়োগ করলে আসলে কি ধরনের সুফল পাওয়া যেতে পারে, একদম হাতে কলমে শেখানোর যে ব্যাপারটি রয়েছে সেখান থেকেই আসলে এই যে ব ব্যবহারিক দক্ষতার বিষয়টা আসলে প্রতীয়মান হয়ে যায়। তো তো আপনার কাছে যদি জানতে চাই, আপনি যেটা বলছেন, যে ম্যা ম্যা একটা একদম theoretical জিনিসপত্র বা একদম বই স্কুলে আসলে যে বইগুলো পড়ানো হয় সেখান থেকে আসলে এই বিষয়গুলো খুব একটা ভালো করে হয়তোবা নাও বোঝা যেতে পারে। তো বর্তমান শিক্ষাক্রমে মানে এই দক্ষতাগুলো কেন অনুপস্থিত বলে আপনার কাছে মনে হয়?
হুম, হুম, জ্বী, জ্বী, জ্বী। যেতে পারে। চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, একদম। হুম, হুম। একদম।

খুবই কম, খুবই কম। আসলে সত্যি কথা বলতে কি? আমাদের শিক্ষাক্রমটা মানে যেই ব্যবস্থাটা, এইটা খুবই বাজে অবস্থায় আছে সত্যি কথা বলতে। কারণ আপনি দেখেন একটা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত রিসার্চ লেভেল এর আ কাজ, হ্যাঁ? ধরেন আপনি হচ্ছে সারাক্ষণ প্রজেক্ট এর উপর আছেন, নতুন, নতুন জিনিস উদ্ভাবন করছেন। বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল আরকি। সেখানে কিন্তু আমাদেরকে আসলে বিশ্ববিদ্যালয় যেয়ে মানে, প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো ধারণা দেওয়া শুরু করেছে। হ্যাঁ? তো এখানে যেটা হচ্ছে কি? বেশিরভাগ বিশ্ববিদ্যালয় দেখবেন একদম আমি আ বলে দিতে পারি যে অ ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়, এ দেশের কিন্তু হচ্ছে গিয়ে <smacks lips> আপনার আব আ মানে ব্য ব্যবহারিক যে দক্ষতাটা, ওইটা কিন্তু একদম হাতে করে আসলে শিখিয়ে দিচ্ছে না বা আলাদা করে করছে না। ধরেন কোর্স আছে ঠিকই, কিন্তু কোর্স থাকার পরেও যে আলাদা করে শুধুমাত্র তাদের ব্যবহারিকের উপরে একটা যে নজর হ্যাঁ। হচ্ছে না, না না না, একদমই না। ওখানেও দেখা যাচ্ছে কি? যে, ধরেন আপনি পড়ছেন CSE মানে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং সেখানে দে দিয়ে দিচ্ছে তারা হচ্ছে গিয়ে ইকোনমিক্স আলাদা করে GED কোর্স দিচ্ছে বা সবকিছু একটা হযবরল দিয়ে দিচ্ছে। কিন্তু আপনার তো আসলে টার্গেট থাকা উচিত যে, সারাক্ষণ মানে আপনার আ কোডিং নিয়ে থাকা উচিত। হ্যাঁ? যদি আপনি আসলে ইকোনমিক্স পড়েন, হ্যাঁ, এখানে আব অবশ্য ব্যাখ্যা আছে অনেক ধরনের। কিন্তু ওই যে ব্যাখ্যা থাকার পরেও আপনাকে আলাদা করে যে একটা আ ব্যবহারিক শিক্ষার প্রতি বেশি জোর দেওয়ার কথা ছিল সেটা তো দিচ্ছে না। সু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইখানেই পিছিয়ে যাওয়ার একটা বিষয় জি, জি, জি, জি, জি। এটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে
আচ্ছা। হু, হু। হুম। আচ্ছা। হু, হু। হুম। ব্যবহারিক শিক্ষার উপরে আসলে ফোকাস টা সেরকম অর্থে নেই। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। শেখার যে একটা সুযোগ বা পরিবেশ। স হ্যাঁ, হ্যাঁ সেই, সেই জিনিসটা মিসিং থেকেই যাচ্ছে। আচ্ছা তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এখনকার বিদ্যালয় বা আপনি তো ইউনিভার্সিটি লেভেলের কথাও বললেন যে, সেখানে আসলে ব্যবহারিক শিক্ষার যে শিক্ষণ পদ্ধতি বা কার্যক্রম। সেটাতে অনেকখানি গ্যাপ থেকে যাচ্ছে। যেটা হয়তোবা আমাদের শিক্ষার্থীদেরকে অনেকখানি পিছিয়ে দিচ্ছে। <sniffs> তো আপনি তো ব্যা ফোকাস করছিলেন যে এসব অবশ্যই আসলে বাধ্যতামূলক করা উচিত, অন্তর্ভুক্ত করা উচিত, আমাদের শিক্ষার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। তো আপনার কাছে যদি আরেকটু ডিটেইল লেভেলে জানতে চাই যে ভবিষ্যৎ ধরুন যে কোনো এক সময় হয়তো বা এই শিক্ষা কার্যক্রমে এগুলোকে ঢুকানো হলো। তো সেক্ষেত্রে এসব দক্ষতাকে আসলে কিভাবে মূল্যায়ন করা যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? মানে প্রচলিত যে পরীক্ষামূলক পদ্ধতি আমাদের রয়েছে, সেগুলোর বাইরেও তো নিশ্চয়ই এগুলোর জন্য আলাদা করে একটু মূল্যায়নের ব্যবস্থাও করা থাকা উচিত। যেগুলো যেন তারা ভবিষ্যতে সেগুলো কর্মক্ষেত্রে গিয়ে আসলে প্রয়োগ করতে পারে।
জি। অনেক। হুম। করা উচিত। হু, হু। জি। জি। হু, হু। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ।